এটা মনে হলো রিসেন্টলি যদি বলেন তাহলে কোভিড কালীন। তখন হচ্ছে যে, আমাদের এ্যা চাকরি-বাকরিতে যেতে পারছি না। বাসা বন্দি হয়ে আছি সবাই। হ্যাঁ, আটকা পড়ে গেলাম। তখন অবসর একটা মানসিক বিষাদে চলে যাচ্ছিলাম। সবাই আটকা পড়েছিলাম কিন্তু খুব কাছের, আমার ছেলে ছিল বাইরে। তো সেটার জন্য আমার মনটা খারাপ থাকতো। যদিও ফোনে যোগাযোগ, থাকেই, থাকতো তারপরেও। পরেই জানতে পেরেছিলাম যে, ও ওরও কোভিড হয়েছিল। ও জানায়নি আমাদেরকে যেহেতু দূরে ছিল। তো সেই সময় টাতে আমি ভাবলাম কি করা যায় কি করা যায় তো কুরুষ কুঠান। আরো প্রিয় হওয়ার কুরুষের কাজটা যে, ছোট, ছোট, কাজ করা যায়। একসঙ্গে অনেক, একটা ফুল বানালাম। ০.৫ ঘন্টা সময় লাগল। জী।
আচ্ছা। হুম, সবাই তো একটু আটকা পড়ে গেয়েছিল। হুম। আচ্ছা। হু, হুম। ছোট কাজ বলতে আপনি আরেকটু এই যে, ফুল বা অন্য এ্যাঁ কিছু উদাহরণ দিয়ে যদি আমাদের একটু বুঝিয়ে বলতেন?
জ্বি। কোন বিষয়টা?
এই যে, ছোট, ছোট কাজ আ এগুলোর মধ্যে আপনার পছন্দের কি, কি, ছোট কাজ বা বড় কাজ আসলে কোনগুলা?
ও সো হ্যাঁ, ছোট, ছোট, কাজ বলে আমি জ্বি, জ্বি। হ্যাঁ, হ্যাঁ, ছোট কাজ হচ্ছে যে, ধরুন আমি, একটা ফুল বানাবো একটা খোঁপার জন্যে। তো একটা গোলাপ বানালাম আমার ০.৫ ঘণ্টাই হয়ে গেল। অর্থাৎ একটা কাজ শেষ করা যায় যত দ্রুত সেটাই হচ্ছে। অথ আবার কমপ্লিট হবে। যেমন ছোট্ট একটা টুপি বানালাম। সেটাও সময় লাগল। কিন্তু কম লাগলো। কিন্তু আমি যদি একটা লম্বা মাফলার বানাই, একটা বড় সোয়েটার বানাই সেটাতে অনেকদিন লাগবে সম্পূর্ণ কাজটা শেষ হতে। এই কারণে ছোট, ছোট, কাজ হলে ছোট, ছোট, চিন্তা মুক্ত হওয়া গেল যে, আমি এখন অনেক মানসিক বিষাদে আছি। তো।
আচ্ছা। হু, হুম। আচ্ছা। হু, হুম। বুঝতে পেরেছি। আপনি কিন্তু খুব চমৎকারভাবে আমাদের এই যে, ছোট কাজের বড় কাজটা বুঝিয়ে দিলেন। তবে আপনার আসলে কোনটা করতে বেশি ভালো লাগে? এরকম ছোট, ছোট, ফুল, টুপি এগুলো বানাতে নাকি বড়, বড়, প্রজেক্ট গুলো করতে?
থ্যাংক ইউ। এ এহ জি, জি। না আমার এখন ছোট, ছোট, ভাল লাগে। কারণ আমি অন্য কাজে অনেক বেশি এনগেজ আমার একটা ৯ ৫ টা অফিস আছে। ও তো তারপরে যখন দেখি যে, খুব বেশি অন্য কাজে টায়ার্ড লাগছে, তাহলে আমি একটু সেলাই করি এবং কাজটা শেষ করি। কারণ শেষ না হলে চোখের সামনে কমপ্লিট একটা জিনিস না দেখতে পেল পারলে ভালো লাগে না খুব একটা <chuckles> আমার। হুম।
হুম। আচ্ছা। হু, হুম। এটা কিন্তু চমৎকার বলেছেন যে, ছোট, ছোট, অনেকগুলো কাজ কিন্তু তখন আপনার সামনে অনেকগুলো কমপ্লিট জিনিস দেখা যাবে। তবে এই যে, বলছিলেন যে, আপনি আসলে অন্য কাজেও ইনগেজড তো এখন আ সময়টা কিভাবে ম্যানেজ করেন আপনার এই কুরুচকাটা এই শখের কাজটার আপনার দৈনন্দিন জীবনের
জি, জ্বী। হ্যাঁ। হুম।

সেলাইটা আসলে ছোটবেলা থেকেই আমরা যখন স্কুলে পড়তাম তখন তো আমাদের গারস্থ বিজ্ঞান একটা সাবজেক্ট ছিল। তখনই একটু প্র্যাকটিক্যাল পরীক্ষার সময় সেলাইটা দিত করতে। ছোট, ছোট, ছোট থেকে রুমাল, ছোট ফ্রক। আর basically শিখেছি মূলত আমার মায়ের কাছ থেকে দেখে, দেখে। হাতে ধরে না। মা খুব সেলাই করেন। তো মায়ের কাছ থেকে সেলাইটা এসছে আরকি। বংশগতভাবেও অনেকটা বলা যায়। সেজন্য কত ছোট থেকে শুরু করেছি এটা বলা খুব কঠিন। স্কুল লাইফ থেকে।
আচ্ছা। হু, হু। আচ্ছা, বুঝতে পেরেছি। তার মানে আপনার মা আপনাকে যত্ন করে এই যে সুন্দর skill টা শিখিয়ে দিয়েছে। তবে আপনার ছোটবেলার সেলাইয়ের কোন স্মৃতি কি মনে পড়ে যে আপনার মার কাছ থেকে শিখেছেন এবং মাকে ১ম, যখন আপনি নিজে সেলাই করে দেখালেন তখন অনুভূতিটা কেমন ছিল?
হ্যাঁ, হ্যাঁ। জি, হ্যাঁ, হ্যাঁ। খুব, খুব, খুব মানে চমৎকার question আরকি। আমার খুব ভালো লাগছে বলতে গিয়ে চোখের সামনে চলে আসছে স্মৃতিটা। সেটা হচ্ছে আমি ক্লাস 6 এ যখন পড়ি তখন আমাদের হচ্ছে ফ্রক তৈরি করতে দিয়েছিল। তো সেই ফ্রক কাটা-টাটা মা দেখে হাতে সম্পূর্ণ কোন মেশিনে না। কেটে হাতে সইসুতা দিয়ে ফ্রকটা সেলাই করতে হবে। একদমই মনে আছে। আরো মনে আছে লাল টকটকে রং। কারণ হচ্ছে যে আমার মা খুব আমাকে লাল রঙের জামা পরাতেন। উনিও নিজেই আমাকে বানিয়ে দিতেন জামা। তো সেই লাল ফ্রকে আমি হলুদ সুতা দিয়ে কাজ করেছিলাম হাতের সেলাই। এটা হচ্ছে আমার ১ম, হাতের সেলাই এবং আমি স্কুলে ফার্স্ট হয়েছিলাম। এইজন্য আরো মনে আছে। এটা চমৎকার অনুভূতি।
উম আচ্ছা হু, হু। আপনার কি রংটার কথা মনে আছে এখনো? কি রঙের ছিল? হুম। আচ্ছা। হু, হু। বাহ! এটা তো তাহলে একসঙ্গে অনেকগুলো আ আপনার achievement একসাথে হয়ে গেছে। ১ম, সেলাই এবং সেটাই আসলে আ যখন ফার্স্ট হয়েছে। তবে আ আপনি বলছিলেন, যে আপনি ওই যে লালের সঙ্গে হলুদ বা এই যে কালার combination গুলো। তো এখন আসলে তো যেহেতু অনেক সেলাই করেন তো এখন আপনার সবচেয়ে প্রিয় কালার গুলো নিয়ে যদি একটু বলতেন।
বৃত্তি। জি। হ্যাঁ। জি। উহু। হু, হু, হু। জি, জি।

গুরুত্বপূর্ণ প্রভাব বা এখন ভাবছি। জানেন? আগে না কখনোই ভাবিনি। শখ না শখ। এখন এমন একটা সময় এসে গে যাচ্ছে সামনে যদি বেঁচে থাকি, তাহলে আমার মনে হচ্ছে যে আমার অবসরের পরে আমি এটা আমার একটা আয়ের উৎস হিসেবেও নিতে পারি। এইজন্য আমার কাছে খুব গুরুত্বপূর্ণ মনে হচ্ছে যে এটা আমি নিতে পারি আমার আয়ের উৎস হিসাবেও।
হু, হু। আচ্ছা। বাহ! হুম, হুম।
অ্যা খুবই।
বাহ! এটা কিন্তু খুবই চমৎকার ভেবেছেন। এবং এই যে আপনি বলছিলেন যে, আপনি সামাজিক যোগাযোগ মাধ্যমে এটা নিয়ে বিভিন্ন ধরনের ডিজাইন এবং আ আ পোস্ট করেন। তো সেক্ষেত্রে এটা কিন্তু আপনার একটা পোর্টফোলিও মত কাজে দিতে পারে। তবে আপনি কি মনে করেন? যে আপনার এই কাজগুলো যদি আপনি মানুষের সামনে তুলে ধরতে চান, তখন আসলে আপনার কি সেরকম কোন পোর্টফোলিও বানানোর ইচ্ছা আছে? বা কিভাবে আসলে তুলে ধরা শুরু করা যেতে পারে?
হুম। হু, হু। হুম, হুম। ভাবছি একটু। ইদানিং ভাবছি যে আজকাল তো অনেক আপনার পেজ আছে, YouTube চ্যানেল আছে। যদিও এইগুলো বিষয়ে আমি জানার চেষ্টা করি না আমার নেই। আজকাল আছে অনেকের সেটা বলছি যে সেটা করা যায় কিনা একটু ভাববো কিনা, সেটাই ভাবছি আর কি যে এটা একটা ভাববো কিনা।
হুম। হুম, হুম। আপনার <smacks lips> YouTube চ্যানেল ও আছে? আচ্ছা। হুম। আচ্ছা, তার মানে? আপনি চিন্তার একদম আ প্রাথমিক পর্যায়ে আছেন। তবে আপনার এই যে শখ, এবং যার সঙ্গে এত সময় আপনি কাটিয়েছেন এবং এতটা এক্সপার্ট হয়ে গেছেন, আমি হয়তো এ আ আ বুঝতে পারছি যে আপনি এটা খুবই এনজয় করবেন এই আ এই জার্নিটা।
একদমই প্রাথমিক পর্যায়ে। একদম।

খু খুবই তো চমৎকার বলেছেন। সেদিনই আমি আমার আইডিতে পোস্ট করেছিলাম। নতুন আমি অনেকগুলো ছোট বাচ্চাদের কুরুশের গলা বুনে আমার আমার আইডিতে আমি আমার সূচিকর্ম বলে আমার একটা অ্যালবাম আছে। সেখানে পোস্ট করেছে। তা একজন বলছে আমি শিখতে চাই। হ্যাঁ? আমার রিলেটিভ ও আমি শিখতে চাই। অনেকেই শিখতে চায়। আমি শিখতে চাই অসুবিধা নেই। একজন পরামর্শ দিল "আপনি অনলাইন ক্লাস শুরু করেন। আমরা একটা নির্দিষ্ট সময়ের জন্যে আসব।" এখন তো আমি আসলে অনেক ব্যস্ত জি।
হু, হু। আচ্ছা। হু, হু। তো আপনার কি মনে হয়? এটা কি আসলে অনলাইন শেখানো সম্ভব এরকম আ স্কিল গুলো?
হু, হু, হু। সম্ভব জি, সম্ভব।
আচ্ছা।
সম সম্ভব। যারা কিছু নাও জানে তারাও সম্ভব। একেবারে হাতে ধরে, ধরে শেখানো যাবে। সে সুতাটা এভাবে ধরেন, এইভাবে আঙুলে প্যাঁচ দেন, কুরুশটা এইদিক দিয়ে ওর ভিতরে ঢোকান। শেখানো সম্ভব, সম্ভব।
হুম। হু, হু। আচ্ছা, বুঝতে পেরেছি। তবে আপনি কি যে যেমনটি বলছিলেন যে আসলে এইভাবে প্যাচ দেওয়ার কথা, তো আসলে আপনার কাছে যদি কেউ বলে যে আসলে "আমার তো এটা খুব কঠিন লাগে। আমি আসলে এটা খুব সহজে শিখতে চাই।" তখন আপনি আসলে কি ধরনের সাজেশন তাদের দিবেন?
হুম। হু, হুম। সাজেশন দিব যে বারবারই এটা দেখতে কিংবা কাছে বাড়িতে মেয়েরা কেউ না কেউ সেলাই না কিছু জানেই। তখন তাদের কাছ থেকে একটু দেখে নেয়া আর ওটা বারবার রিপিট করা। সহজে শেখার জন্য একটু বারবার দেখতে হবে, বা ঠিক কোন জায়গায় তার প্রবলেম যদি সে সেই কথাটা বলে যে আমার এই জায়গাটাই প্রবলেম, তখন আমি সেই জায়গাটা তাকে দেখিয়ে দিতে পারব। যে এই জায়গাটার জন্য এইটুকু।
আচ্ছা। হু, হু। আচ্ছা। তার মানে বারবার করাটা কিন্তু আসলে অন্য সব অ শখের মতো অন্য সব স্কিল এর মত এটা কিন্তু এখানেও দরকার। তবে আমি যদি আপনার কাছে জানতে চাই যে, এই যে আপনার আ এই শখটা। এই যে আপনি বলছিলেন, যে এটা যেমন আপনার একটা বিনোদনের মাধ্যম, আপনার পরিচিতির মধ্যেও কিন্তু একটা পড়ে এবং দেখেন আপনার অনেক আ আ আপনার মেয়ের কথা বললেন, আপনার বন্ধুবান্ধবের কথা বললেন, তারাও কিন্তু এটা আপনাকে মনে করার একটা মাধ্যম হিসাবে নেয়। যে আপনার বানানো এই ক্যাপ টা তাদের আছে। তাই না? তো এটার দিকে যদি আপনি তাকান আপনার কি মনে হয়? যে এটা আ আসলে জীবনে আপনার কতটা গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে?
হুম। হুম। একদম। উহু। জি। হুম। হুম। হু, হু। হুম। একদমই জি, একদমই।